আমার মনে হয় আ শুরুর দিকে বুঝছিলাম এই যে, একটু প্রেশার দেয়, একটু কাজটাজ বেশি দেয়। না মনে হয় একবারে যদি মনে করেন পুরান এমপ্লয়ি ২ ৩ ৪ বছর ধরে চাকরি করছে। ওদের মনে হয় একটু কি বলব, একটু ট্রাস্ট বেশি করা উচিত যে, ওরা কাজ করবে একটু প্রেশার কম করি। আ যেটা ইংলিশে বলে micro managing ওটা যেন একটু কমায় দেয় আরকি, লং টার্ম এমপ্লয়িজদের জন্য। যাদেরকে একটু ট্রাস্ট যাদের রিভিউজ ভালো। তাইলে আমি, তাইলে মনে হয় যদি আমার সাথে এরকম একটু করতে পারি তাইলে মনে হয় আমার কাজটা আরেকটু ভালো যাবে। বা আরেকটু flexibility বা আরেকটু বেলেন্স দিয়ে দিতে পারে। কয়েক বছর কয়েক বছর চাকরি করার পর। আপনার কি মনে হয়?
হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হু, হুম। আচ্ছা। আ আমার দিক থেকে আমি যেটা ফেস করি সে আ সেটা হচ্ছে আমার মনে হয় যে, আ যদি কাজে কতক্ষণ আছো এইটা চিন্তা না করে, কাজ কত যতক্ষণ করছো সেটা ঠিকঠাক করছ কিনা, ওই সময়টাকে কাজে লাগাচ্ছ কিনা, এইটার উপরে যদি প্রেশার দেয়া হয়। তাহলে আমার মনে হয় আমি আমার বেস্টটা দিতে পারব। যখন আমি দেখি যে, আমি কাজ সারাদিন করার পরেও ঐটা ঐটা ইম্পোর্টেন্স পায় না আমার বসের কাছে। কিন্তু আমি যদি এক্সট্রা টাইম বেশি থাকি ১০ মিনিট, ৫ মিনিট, এ ১ ঘন্টা। হ্যাঁ, ঐটা তার কাছে খুব ভালো লাগে। অথচ আমি কিন্তু পুরো টাইমটা চাইলে বসে থাকতে পারি। মোবাইল টিপতে পারি। হ্যাঁ, ওই কাজ আমার নিজের কাজ, কাজ তো হচ্ছে না। কিন্তু আমি দেরি করে যাচ্ছি। বস মনে করতেছে যে, আমি মনে হয় অনেক সিরিয়াস কাজের জন্য। হ্যাঁ? তো এই, এই ধারণাটা আমার মনে হয় আ মানে যদি চেঞ্জ করা যায় যে, "তুমি ঠিক টাইমে আসো ঠিক টাইমে যাও বাট যতটুকু টাইম থাকো তুমি কাজ করো। সেটা যেন আমি দেখি।" আমি দেখি আমার অ আ সিনিয়ররা বা বলেন কলিগরা, হ্যাঁ, তারা কিন্তু এরকম করে। ধরেন, আসার পরে ১০ টা থেকে অফিস শুরু হয়। আসার পরে ১ ঘন্টা তারা চা খাবে, হ্যাঁ, মোবাইল টিপবে। এই হাবিজাবি করতে, করতে শেষ করবে। আবার ওই ১ ঘন্টা এক্সট্রা, হ্যাঁ। ওই সময়ে হচ্ছে তারা নামাজের সময় অনেক বেশি নিবে। তারপরে লাঞ্চ টাইম এ লান লাঞ্চ টাইম এ অনেক সময় বেশি নিবে, হ্যাঁ? তারপরে আবার কি করবে, অফিস শেষ হওয়ার পর ১ ঘন্টা থাকবে। বাস, স্যারের কাছে তারা ফেভরাইট হয়ে গেল।
হুম। হুম, হুম, হুম। <sucks teeth> ইগযেক্টলি। সেটাই, সেটাই ,সেটাই। সেটাই। হুম, হুম। হুম। <chuckles> হুম, কিন্তু কাজটা হচ্ছে না। হুম, হুম। ওহ অনেক কাজ। <chuckles> হুম, হুম, হুম। <smacks lips> হু, হুম, হুম। হু, হুম। হুম। <chuckles> হ্যাঁ, সেটাই, সেটাই। তাপর, তাপর মনে করেন লঞ্চ টাইম আসলো। হুম, হুম। হুম, হুম, হুম, হুম। হুম। <chuckles> হ্যাঁ, এই এক ঘণ্টা বেশি থাকার কারণেই।
হ্যাঁ, এই জিনিসগুলা আমার খুব মানে হ্যাঁ, এগুলো খুব পেইন দেয়। মানে আ কারণ আ আ মানে সব জীবনটা তো শুধু কাজ না। জীবনে তো আরো কিছু আছে। তাই না? আর জীবনটা আরো কিছু আছে দেখেই তো আমরা কাজ করি। কাজ করার পরে বাকি সময়টা যাতে আমরা কাজে লাগাতে পারি সেটাও আসলে আমার মনে হয় ম্যানেজমেন্ট যারা ম্যানেজমেন্ট এ যারা আছে তাদের ভাবা উচিত।
সেটাই।